না। কিন্তু ও না ওর মা-বাবা, ভাই-বোনকে পাশে পায়নি। এ ওর বক্তব্য অনুযায়ী সেই সময় যে ধরনের আ মানসিক শক্তি দরকার ছিল বিশেষ করে আপনজনের support, সেই support টা ও পায়নি দেখেই ওর কথা যে সে পায়নি দেখেই ও আবার আ যে support দিয়েছে তার কাছে বেশি নির্ভরতা খুঁজে পেয়েছে বলে বিয়েটা করেছে।
হুম। হুম, হুম। হুম। আসলে এটাই কিন্তু একটা স্বাভাবিক মানে নিয়ম আমি বলবো বা মনের স্থিতি যখন আসলে কোথাও বলার জায়গা না থাকে, যেখানে আসলে আপনি তখন একটু মানে একটু আশার আলো দেখতে পাবেন যে সে মানুষটা আমার মনের কথা শুনবে, আমি আমার দুঃখের কথা শোক প্রকাশ করতে পারবো, সেখানেই কিন্তু মানুষ ছুটে যায় এবং তার দুঃখের কথা বলার চেষ্টা করে।
একদমই।